একদম ঠিক কথা বলছেন, ভাই, আপনার সাথে পুরোপুরি এগ্রি করতেছি আমি। আর একটা জিনিস কি ভাই যে যে সুন্দর একটা কথা বললেন, যে, এরকম ভাগ বাটোয়ারা যখন ঠিকমতন করে করবেন তখন দেখা যাবে সম্পর্ক কিন্তু আ নষ্ট হবে না বা সম্পর্ক কিন্তু ঠিক থাকবে। এর ফলে দেখা যায় কি যে অনেক সময় আ যারা আর কি সুন্দর মতন আর কি তাদের সম্পত্তির আ ভাগবাটোয়ারা করছে তাদের কিন্তু দেখা যায় ওই পরিবারের মধ্যে একটা বন্ডিং থাকে যে ঈদ ঈদ হোক বা কোন কারো একটা মানে কি বলে ওকেশন হোক তো সবাই কিন্তু একটু নি দাওয়াতে কিন্তু যায়। কিন্তু যখন দেখা যাবে যে আপনার ওই যে স সম্পত্তি বা টাকা-পয়সা নিয়ে কোন একটা ঝামেলা আছে পরিবারের সাথে বা অন্য আত্মীয়দের সাথে তখন কিন্তু ওই যে আপনার আ দাওয়াতে কিন্তু কেউ সাড়া দিবে না বা আপনিও অন্যদের দাওয়াতে সাড়া দিবেন না যদি আপনাদের সাথে এরকম হয়। তো
হুম। হুম, হুম, হুম। জি। হুম। জি, জি, জি। অ হুম। হুম। হুম, হুম। উ জি, জি, জি, জি। অবশ্যই। উম হুম, হুম। জি, জি। হুম। জি, জি, জি। অবশ্যই। হুম। ওই কেউ কারো মুখও দেখতে চায় না। অ্যা আসল কথা এরকম যে খাঁটি বাংলায় বললে এরকম বলতে হয়, কেউ কারো মুখও দেখতে চায় না এবং এইভাবেই হচ্ছে হলো থাকতে চায় যে কারো সামনে যেয়ে না দেখা হয়। তা আসলে মনে হয় যে এরকম যেন না হয়। টাকা নিয়ে পরিবারের মধ্যে ফাটল না হোক। প্রত্যেক পরিবারই সুসম্পর্ক বজায় রাখুক। তা আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো। আশা করি আবার এক কোন এক সময় কথা হবে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।
অ্যা হ্যাঁ। হ্যাঁ। জি, জি। একদম। জি, ভাই। জি, ভাই। একদম, একদম। জি, ভাই। ধন্যবাদ ভাইয়া আপনাকেও। খুবই ভালো লাগলো আপনার সাথে কথা বলে। মানে অনেক কিছু জানতে পারলাম আপনার থেকে, অনেক কিছু শিখতে পারলাম। ধন্যবাদ ভাই আপনাকেও। আশা করি কথা হবে আপনার সাথে আবার। আ শুভ শুভরাত্রি ভাই।
জি। হুম। ধন্যবাদ। শুভরাত্রির। শুভরাত